আচ্ছা, সত্যি কথা বলতে এই ধরনের আ adventurous অভিজ্ঞতা ঐটাই বলতে পারেন ১ম ছিল। তবে হ্যাঁ, লালন আমাদেরকে অনেক অ্যা কাহিনী এবং গল্প শুনিয়েছে এবং মানে শুধু যে তার সাথে ওই ভ্রমণটা আমাদের বিশ্বাস শিখিয়েছে বিষয়টা এমন নয়। অনেক কিন্তু সতর্কতা সম্পর্কেও আমরা জানতে পেরেছি। কারণ এব সবসময় কিন্তু আসলে সবাই হ্যাঁ, অবশ্যই। সবসময় সবাই ভালো উদ্দেশ্যে আসে না। এটাও কিন্তু আ সত্যি কথা। তো <smacks lips> একবার একটা ট্রিপে এমন হয়েছিল যে মানে একজন আমাদের সাথে খুবই অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিল। তো পরে বুঝলাম যে আসলে
কেমন একটু যদি ভেঙে বলতেন? হুম, হুম। একদম, একদম। আচ্ছা। মানে আপনাদের সাথে অতিরিক্ত ভাব নেওয়ার চেষ্টা করছে যে কাছের হওয়ার চেষ্টা করছে?
হ্যাঁ। হ্যাঁ, অতিরিক্ত মানে আসলে দেখা যায় মানে, এ মানে পরি মানে খুবই অতিরিক্ত। মানে একজন অপরিচিত হিসেবে যতটুকু দূরত্ব থাকা উচিত সে তার থেকে আরও বেশি কাছে আসে, হ্যাঁ। তো সেদিন বুঝলাম যে বিশ্বাস হওয়া মানে যে সরলতা বিষয়টা তা না। অনেক সময় পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখে এবং লালন বলল যে অনেক গাইড আছে এরকম যে আপনার ওই ঠিকভাবে ঘুরে না। কারণ দেখুন যারা ট্রাভেলার, যারা নতুন আমাদের মত বিশেষ করে, তারা কিন্তু অনেক চিনে। দেখা যাচ্ছে আমরা রুমার কোন একটা বড় পাহাড়ের viewpoint বা কোন একটা ঝর্ণায় দেখতে যাব। তো মাঝপথে তো অনেক ঝরণাই পড়ে। তো সেক্ষেত্রে পাহাড়ি ঝরণা হ্যাঁ, হ্যাঁ। অন্য একটা দেখায় দিয়ে বললো হয়ে গেছে। বা অনেক সময় অ্যা টাকা বেশি দাবি করে, ঠিক আছে? আবার ব্যাগ নিতে চায় না। আবার গাইডদের দায়িত্বই হচ্ছে এরকম ব্যাগ গুলো ক্যারি করা, কিন্তু তারা নিতে চায় না। আবার জোরাজুরি করলে বলে হুমকি দেয়। এরকমও নাকি হয়েছে এরকম। তো মানে ঐ যে একটা পর্যা
এত করার কথা না। জ্বী, জ্বী, জ্বী। বুঝতে পারছি। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। অন্য একটা ঝর্ণা দেখায় দিল। জ্বী, জ্বী। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আ এটা তো অনেক সাংঘাতিক একটা বিষয়। জ্বী, জ্বী, জ্বী, জ্বী।
হ্যাঁ, সে আসলে আমাদেরকে সতর্ক করে দিয়েছে এবং বলেছে অবশ্যই এ ওইখানে আসলে registrate নাকি কিছু গাইড পাওয়া যায়। আবার হচ্ছে গিয়ে যারা আছে লোকাল হ্যাঁ। তো ওইখানে আসলে প্রশাসন কিছুই করতে পারে না। মানে কিছু করতে পারে না বলতে কী? যে ২ ধরনের গাইডই পাওয়া যায়, <smacks lips> হ্যাঁ। এখন কারণ ওরাও তো স্থানীয়, ওদেরও তো কিছু করে খেতে হবে। আবার অনেকে আছে রেগুলার এ গাইডিং করে না। কারণ ওদের হয়তো বা কিছু একটা টাকা প্রদান করতে হয় প্রশাসনিকভাবে। তো যারা আসলে রেগুলার বেসিসে অ্যা গাইডিং করে না ওরা হয়তোবা ওই টা এর জন্য আসলে registered হয় না তো এরকমও হয়। তো এইরকম অনেক কিছুই আমাদের শিখিয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল আসলে। তো আসলে
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। যারা আসলে করা। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। প্রশাসনের হাতে নাই। জি। ওদেরও তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলছেন। হু, হু, হু। জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম। জ্বী, জ্বী। আচ্ছা, এইসব জিনিস মানে তার কাছ থেকে জানার পরে আপনার কাছে কেমন লাগছিল যে সে আপনাদেরকে নিঃস্বার্থভাবে অনেক কিছুই কিন্তু বললো সে এবং টাকা যেটা দিয়েছেন সেটাও তো নিতে চায় নাই। তো তার উপরে তো মনে হয় এই ঘটনার পরে আস্থা আরও অনেক বেড়ে গেছে তাই না?
জি। হ্যাঁ, ঠিক বলেছেন।